আচ্ছা এই যে প্রতিদিনের একটু করে উন্নতি করার আপনার প্রতিদিনের এ স্ট্রাটেজি দিয়ে আসলে কি হয় আপনার প্রত্যেক দিনের?
আ আসলে আমি বিশ্বাস করি বড়, বড় পরিবর্তন আ হ্যাঁ বা উন্নতি করার জন্য একদিনে আসলেই বড়, বড় পরিবর্তন করা হয় না। একটু ছো্ট, ছোট করে দেখা যায় যে বরং প্রতিদিনের ছোট, ছোট চেষ্টা গুলোই আমাদের আসলে উন্নতির উচ্চ শিখরে পৌঁছিয়ে দেয় বলা যায়। তো আ আমি নিজের জন্যই একটু হলে নিয়ম বানিয়েছি যে বলা যায় যে একদম বড়র দিকে আ একেবারেই ফোকাস করা যায় না। দেখা যায় কি? যে ছোট, ছোট করে দেখা যায় যে আ যেই কাজটাই করছি ছোট হলেও সেটা কোন না কোনভাবে আমার হয়তোবা পরবর্তীতে কাজে দিবে। হ্যাঁ? এটাই।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। বাহ! চমৎকার। হ্যাঁ। বাহ! বেশ চমৎকার। আসলে ছোট, ছোট কাজগুলো দেখা যাচ্ছে প্রত্যেকদিন আপনার একটা বা বড় পরবর্তীতে আসলে একটা বড় কাজে দিবে বলে আপনি মনে করেন। তো সেক্ষেত্রে সে সকালে ওঠার পর এমন কি করেন? যাতে যে আসলে দিনটাকে একটু খুব ভালোভাবে শুরু করতে সাহায্য করে থাকে।
হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ অবশ্যই দেখা যায় কি? যেমন আমি যদি ছোট্ট একটু বলি যে আমার যেমন ইচ্ছে আছে যে ইংরেজিটাকে খুব ভালো করে শেখার। হ্যাঁ? কারণ আমরা জানি এখন ইংরেজিটা আ পুরো পৃথিবী বলতে গেলে খুব আ এটা, এটা খুবই দরকার একটা ভাষা হ্যাঁ, দরকারি জিনিস বলা যায় যে কমিউনিকেশনের জন্য, যোগাযোগের জন্য, যেকোনো দেশের কথাই বলবো যে এটাই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা এস আ একটা বিষয় হয়ে গিয়েছে যে ইংরেজি ভালো জানতে হবে। হুম? তো সেক্ষেত্রে দেখা যায় কি? যে স্কুল কলেজে যেটা শিখেছি সেটা তো শিখেছিই বা ভার্সিটিতে যেটা শিখেছি কিন্তু এর বাহিরেও নিজেকে উন্নতি এই বিষয়ে উন্নতি করার জন্য আ আরো বেশি চেষ্টা দরকার। বা আরো বেশি বলা যায় যে এটা নিয়ে স্টাডি করা দরকার। তো সেক্ষেত্রে বলা যায় হ্যাঁ সেক্ষেত্রে বলা যায় যে এই উন্নতির ক্ষেত্রে আমি ছোট, ছোট আ করেই একটু, একটু করে এগিয়ে থাকি। যেমন বললেন সকালবেলা হ্যাঁ, হ্যাঁ। তো যেমন সকালবেলা দেখা যায় যে আমি ইংরেজি নিয়ে হয়তোবা একটু নিউজ পেপার এর রিডিং পড়ছি। যেটা আমার আসলে রিডিং স্কিলটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করে হয়তোবা। জ্বি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> দরকারি জিনিস। সব ক্ষেত্রেই আরকি। হ্যাঁ। এটা ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ। বেশ চমৎকার। লক্ষ্য নির্ধারণ করছেন আরকি। বাহ! ওহ আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। আসলে আ দেখা যাচ্ছে আপনি এক্সট্রা কিছু করার জন্য আসলে অনেক কিছু করে থাকেন। বা অনেক স্ট্র্যাটেজি যে আসলে আপনার ফলো করে থাকেন। তো সেক্ষেত্রে কিন্তু বেশ চমৎকার বললেন আসলে ইংলিশ শেখা কিন্তু দরকার বর্তমানে সমাজে। বা বর্তমানে যেকোনো ক্ষেত্রেই আসলে ইংলিশের আ প্রয়োজনটা কিন্তু অধিক বেশি। তো সেক্ষেত্রে এই যে ছোট, ছোট অভ্যাস। ছোট, ছোট অভ্যাস বদলে আ আসলে বড় পরিবর্তন আনতে আপনি কিভাবে কাজ করে থাকেন?
জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। একদম। অধিক, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ ছোট, ছোট অভ্যাস যেমন আমি বলব যে যেমন আগে ছো ও সকালবেলা উঠে ফোন চালাতাম হ্যাঁ, হ্যাঁ আ যেটা আসলে কাজের কাজ <chuckles> কোনোটাই দিত না কিন্তু এখন দেখা গিয়েছে যে আমি যখন এই অভ্যাসটা তৈরি করেছি যে ঠিক আছে আমি নিউজপেপার হয়তোবা পড়বো যদিও সেটা দেখা যায় যে আ ফোনেই পড়া হয় বা মাঝে, মাঝে আমি আমি ল্যাপটপে শুরু করি কারণ ফোনটা দেখলে আসলে কি? distraction হয়ে যায় অনেক সময় হ্যাঁ? আবার দেখা যাচ্ছে যে নিউজ পেপার বাদ দিয়ে কখনো গল্পের বই যেগুলো ইংলিশ গল্প মানে বই থাকে সেগুলো হয়তোবা পড়ছি ২ পেজ। তো সেক্ষেত্রে আ ১০, ১৫ মিনিট আমি সেটাতে সময় দেই। তো এই অভ্যাসটা আমি পরিবর্তন করার চেষ্টা করেছি যে ফোন না দেখে আসলে বইয়ের দিকে তাকানো বা হ্যাঁ, হ্যাঁ এটা চেষ্টা করেছি। জ্বি।
<chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, বুজতে পারছি। হুম, হুম, হুম। বই এর দিকে <chuckles> বুঝতে পেরেছি। হুম, বাহ বেশ চমৎকার! আসলে ফোনের থেকে আপনি বইকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। যেটা আসলে দেখা যাচ্ছে যে আপনার আ মনকে আরও মন বলতে কি আপনার জ্ঞানকে আরো বিকশিত করতেছে। আরো অনেক ক্ষেত্রে আসলে আপনার দেখা যাচ্ছে একটা জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু বেশ চমৎকার। তো সেক্ষেত্রে যে প্রতিদিন, প্রতিদিন কিন্তু আসলে নিজেকে যে মোটিভেটেড করার যে বিষয়টা সেটা রাখার জন্য আপনি কী করে থাকেন?
একদম, এক বিকাশে এক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ অবশ্যই এরকমটা হয় যে আ থাকে না? যে একঘেমি চলে আসে বা মাঝে, মাঝে ব্যর্থতাও আসে রুটিনের মধ্যেই যে হয়তো করা হচ্ছে না বা আ কোনোদিন আসলে মন চাচ্ছে না বা এরকমটা অনেক ক্ষেত্রেই হয়ে যায়। তো সেইক্ষেত্রে দেখা যায় কি? যখন অ্যা কোন একটা দিন হয় যে আমি শুরু করিনি ইংরেজি দিয়ে বা কোনো কিছু আ এইটাতে দেখা যাচ্ছে সারাদিনই একটা সময়ও দেইনি। সেদিন দিনের শেষে আসলে নিজেকে নিয়ে একটু বসে আবার একটু মোটিভেশন দেই যে না আসলে এভাবে তো হবে না। আমাকে আমার জায়গা বা আমার এই উন্নতি করার জন্য এটা তো আমার দরকার। যে ইংরেজির উন্নতিটা আমি করতে চাচ্ছি। তো পরে দেখা যায় যে কি? আমি আমার একটা নোটবুক ফলো করি। তো নোটবুকের মধ্যে উম আ লিখে রাখি যে প পরের দিন আমি কি, কি করবো? কোন, কোন কাজগুলা আমার ইম্পোর্টেন্ট? আর দেখা যায় কি? যে আমি স্টিকি নোট দিয়ে আমার আ টেবলের উ উপরে দেখা যায় দেওয়ালের পাশে একটু লিখে রাখি যেন ওটা আমাকে concentrate and ও ওটা আমাকে মোটিভেশন করে। এমন কিছু, কিছু আ সেন্টেন্স লিখে রাখি যেগুলো আসলে আমাকে মোটিভেট করে। একদম।
<giggles> আচ্ছা, আচ্ছা। ওয়াও। বাহ! বুঝতে পেরেছি। হুম। <giggles> আচ্ছা, আচ্ছা। হুম। মোটিভেট করে থাকে আরকি আপনাকে। <giggles> এটা কিন্তু বেশ চমৎকার করলেন আসলে।
self-motivate যেটাকে বলা যায় <giggles> এই জিনিসটা করে থাকি। জি।
হ্যাঁ, এ বুঝতে পেরেছি। মানে ছোট, ছোট তথ্যের ভিত্তিতে আসলে আপনি একটা মোটিভেটেড অ হওয়ার জন্য আসলে যে বিষয়গুলো লিখে রাখেন ওয়ালে হতে পারে বা ক্যালেন্ডারের পাশে, চিরকুটে এটা কিন্তু বেশ চমৎকার একটা আইডিয়া। এটা কিন্তু বেশ ভালো লাগলো আপনার কাছে শুনে। তো এই যে আম কখনো যদি কোনদিন আসলে মন খারাপ থাকে সেইক্ষেত্রে উন্নতির চিন্তা আপনি কিভাবে চালিয়ে যান?
জি, জি, জি, জি। একদম। চিরকুটে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। আ মন খারাপ তো হয়ই এটা তো স্বাভাবিক ব্যাপার মন খারাপ অনেক কারণেই হ হয়ে থাকে। তো সেক্ষেত্রে যখন আ মন খারাপ থাকে বা ম কোনো কিছু নিয়ে খুবই কষ্টে থাকি তখন দেখা যায় কি? যে আ আসলে উম নিজেকে উন্নতির জিনিসগুলো না তখন আরো একটু বেশি আসে আমার মধ্যে। যে আ আমি যদি এরকম কখনো হয় যে খুব কষ্ট পেয়েছি। তখন মনে হয় কি? এমন একটা পো পর্যায়ে যাবো যে সময় হয়তোবা এই কষ্টগুলোকে আর কষ্ট মনে হবে না। হ্যাঁ? <chuckles> তো সেক্ষেত্রে আসলে নিজেকে উন্নতি করার দরকারটা অনেক বেশি। মন খারাপ থাকুক আর আ না থাকুক অ্যা সেটার বিষয়ে মন খারাপ আসবে যাবে। কিন্তু নিজেকে উন্নতি করার সময় আসলে পরবর্তীতে পাওয়া যাবে কিনা? সেটা একটা <chuckles> প্রশ্ন এসে থাকে। জি।
আচ্ছা, আচ্ছা। হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, বুঝতে পেরেছি। বাহ! মানে সময় ইয়া আপনি একটা নির্ধারণ করে রাখেন। আসলে আ সেটা পাওয়া যাক না যাক আসলে নিজের যে বিশ্বাসটা বা ঐযে
হ্যাঁ, হ্যাঁ সময় তো চলে গেলে আর সময়কে ফেরত পাওয়া যায় না। হ্যাঁ।
চলে আসবে না। হ্যাঁ, এটা আসলে আপনি বেশ চমৎকার বলেছেন। আপনার চিন্তা আপনি ঠিকই চালিয়ে যান আরকি। তো সেক্ষেত্রে এইযে আ দৈনন্দিন দিনের একটা টার্গেট কিন্তু থাকে। তো সেইক্ষেত্রে কি আপনি নিজের জন্য দৈনিন দৈনিক যে টার্গেট এটা কি ঠিক করেন? নাকি স্বাভাবিকভাবে যে কাজ সেটা করেন?
একদম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ না দৈনন্দিন দিনের অবশ্যই টার্গেট থাকে যেমন আমি বললাম যে সকালবেলা আমি রিডিংটা দিয়ে শুরু করি হ্যাঁ? পড়ার মাধ্যমে দেখা যায় যে আমি ওই জিনিসটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করি। আবার দেখা যায় যখন আমি একটু আ রান্নাবান্না করি তখন দেখা যায় কি? যে আমি একটু আ আ কোনো পডকাস্ট বা কিছু শি শুনছি হ্যাঁ? দেখা যায় যে অনেকগুলো লিসিনিং স্কিল ডেভেলপ করার জন্য হয় না? যে অনেক কিছু শোনার ক্ষেত্রে আ বা কথোপকথনের এরকম অনেক কিছু বা এরকমও থাকে যে মুভির অনেক স্ক্রিপ্ট এগ এগুলো শোনা যায় আর কি। তো এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস করি যে এগুলো আ শুনছি সেক্ষেত্রে দেখা যায় কি? যে একটু ইংরেজিতে শোনাও হচ্ছে আমার রান্নাটাও হচ্ছে। আ তো ওই কাজটাতে একটু ফোকাস করি যে ঠিক আছে সময়টা কাটানোর জন্য আ সাথে, সাথে আরেকটা বিষয়ে একটু স্কিল ডেভেলপ হয়ে যায়।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। বাহ! চেষ্টা করতে হবে। মানে আপনি সময়ও কাটাচ্ছেন। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনি আ অন্য কিছু আসলে ট্রাই করেন। এটা কিন্তু বেশ চমৎকার। আসলে এটা দেখা যাচ্ছে যে আ কাজটাও হচ্ছে আবার এর পাশাপাশি আপনার স্কিল টা বা ওইযে যেটা আসলে শেখার ট্রাই করতেছেন সেটাও হচ্ছে। এটা কিন্তু এক চমৎকার বললেন। এইভাবে কিন্তু অনেকটাই করা উচিত বা কর করা যেতে পারে। তো সেক্ষেত্রে আ শেখার মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতার কিন্তু একটা বিষয় থাকে। তো শেখার মধ্যে ধারাবাহিকতা আ রাখার যে গোপন রহস্য এটা কি আপনার মাঝে আছে?
একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ অবশ্যই শেখার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে কারণ আ আমি যদি শেখাটাকে আ মাঝে বন্ধ করে দেই হ্যাঁ? সেটা থেকে কিন্তু আমি পিছিয়ে পড়বো, হ্যাঁ? কারণ আমরা দেখেছি যে প্র হ্যাঁ প্রতিটা ক্ষেত্রেই একটা ধারাবাহিকতা যদি আ বজায় না রেখে চলি তাহলে অবশ্যই সেখান থেকে পিছিয়ে পড়া যায়। যেমন আমি যদি বলি যে আমি কোনো কারণে যদি ১ সপ্তাহ বা এরকম ২ সপ্তাহ এরকম যদি বন্ধ করে রাখি আমার এই স্কিল ডেভেলপমেন্টের এই কাজটা, সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমি আসলে হয়তোবা এটা থেকে অনেকটা পিছিয়ে গিয়েছি বা আমাকে অনেক কিছু আমি ভুলে গিয়েছি বা দেখা যাচ্ছে সেখানে আমার রিডিং স্কিলটা বা রিডিংটা পড়তে হয়তোবা একটু আ কষ্ট হচ্ছে বা ভুলভাল হয়তোবা কোনো উচ্চারণও হয়ে যেতে পারে। এরকমটা হয় আসলে তবে ধারাবাহিকতা বজায় রাখা খুবই দরকার।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম তাতো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। আসলে যেকোনো জিনিসটা আসলে ধারাবাহিকতা বজায় রাখা আপনি বললেন যে দরকার। এটা কিন্তু আসলেই দরকার। নাহলে দেখা যাচ্ছে কোন কিছু আসলে অন অন্যমনস্ক একটা জিনিস ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। তো কিন্তু হুট করে দেখা যাচ্ছে অন্য কিছু মনোযোগ দিলে সেটা কিন্তু আসলে দেখা যায় যে ওই ধারাবাহিকতাটা কিন্তু নষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে একটা ধারাবাহিকতা অ অল টাইম কন্টিনিউ করা উচিত। তাহলে হ দেখা যাচ্ছে যেকোন জিনিসে আসলে সাকসেস হওয়া সম্ভব আপনার মতে বুঝা গেলো। তো সেক্ষেত্রে এইযে সময় নষ্ট। সময় নষ্টের প্রবণতা কমাতে আপনি কি করে থাকেন?
হ্যাঁ। নষ্ট হয়ে যায়। উ এক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ সময় নষ্ট আ বলতে গেলে কি? যে ঐ যে বললাম রুটিন একটা উম করে রাখি। হ্যাঁ? আগের দিনে আমার হচ্ছে টার্গেট থাকে যে যেই টার্গেট আমাকে ফিল আপ করতে হবে। হয়তোবা আ আ দেখা যায় যে রিডিং এর জন্য আমাকে ১ দি ২, ৩ দিনের মধ্যে বা ১ সপ্তাহের মধ্যে কতগুলো পেজ কমপ্লিট করতে হবে, এটা একটা থাকে। লিস্টেনিং এর জন্যও দেখা যায় যে আমি কতগুলো আসলে ভিডিও দেখব? বা ভিডিও শুনবো? লিসেনিং এ তো শোনাটা খুবই দরকার, সেটা থাকে। আবার রাইটিং এর জন্য দেখা যায় কি? প্রতিদিনই হয়তোবা নতুন কোনো কিছু নিয়ে নিজে, নিজেই রা রাইটিং এর চেষ্টা করি। হা যে নিজে, নিজে কিছু লিখছি হতে পারে সেটা ১০ লাইন বা কোনোদিন হয়তোবা ২০ লাইন, হুম? এরকম করে আসলে একটু, একটু করে তৈরি করে থাকি নিজেকে। আর রুটিনটাকে ফলো করার চেষ্টা করি। জি।
হ্যাঁ, হ্যাঁ। বাহ! হ্যাঁ, হ্যাঁ। এটা তো অবশ্যই। হুম। বুঝতে পেরেছি। বাহ! বেশ চমৎকার! আসলে আ দেখা যাচ্ছে যে সময় নষ্টের প্রবণতা কমাতে আসলে আপনি রুটিন <scoffs> বা বিভিন্ন টাইপের আ আসলে প্র্যাকটিস করে যাচ্ছেন। এগুলো বেশ চমৎকার! রুটিন অনুযায়ী চলাও কিন্তু বেশ ভালো। এটা আপনার ভালো একটা গুণের মধ্যে পড়তেছে। তো সেক্ষেত্রে এই যে উম আপনি যখন সকালে উঠেন আ তো সকালে কি আপনি আ বেশি, বেশি প্রোডাক্টিভিটি অ্যা প্রোড প্রোডাক্টিভিটি মানে প্রোডাক্টিভ মানে এটা আসলে ব এটা না মানে অ্যাকটিভ থাকেন? নাকি রাতে <chuckles> বেশি এটাই হয় আপনার ক্ষেত্রে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জ্বি। একদম, একদম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ সকালটাই শুরু করি ওরকমভাবে যে আসলে আ শুরুটাই যেন হয় যে আমি যে জিনিস নিয়ে চেষ্টা করছি নিজেকে উন্নতি করার সেই জিনিসটা দিয়েই শুরু করি। আ বলা যায় যে রাতের বেলাও প্রোডাক্টিভ থাকি কারণ রাতের বেলার দিকে দেখা যায় কি? সময়টা সকালবেলা উঠে আসলে খাওয়াদাওয়া রান্নাবান্না দিনের সময়টা খুব একটা বেশি হয় না হ্যাঁ আ কিন্তু সন্ধ্যার পরের সময়টা আমরা আসলে সবাই বলা যায় যে একটু ফ্রি সময় পাই। তো সেই সময়টা পরিবারের সাথে দেওয়ার সাথে, সাথে আমি আমার স্কিলটাকেও ডেভেলপ করার চেষ্টা করি। আরেকটা জিনিস পরিবারের সাথেও কিন্তু আমি এই জিনিসগুলো আমার যে স্কিলটা আমি ডেভেলপ করছি বা উন্নতির দিকে নিয়ে যাচ্ছি সেই স্কিলটা তাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। যেমন তাদের সাথে গিয়ে একটু, একটু কথোপকথন। কারণ স্পিকিং টাও আমাকে ডেভেলপ করতে হবে। তো আমি চেষ্টা করি তাদের সাথে একটু কথোপকথন করার। সেক্ষেত্রে আ আমার বাবা খুব ভালো ইংলিশ ব মানে পারেন বলা যায় যে। তো তার সাথে আরকি কথোপকথন করার চেষ্টা করি। তো হ্যাঁ এই বিষয়গুলো আসলে দেখা যায় যে অনেকভাবেই সাহায্য করছে আমাকে। জি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম, অনেক বিষয় থাকে আরকি। ওয়াও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা তাই নাকি? আচ্ছা, আচ্ছা। বাহ! বেশ চমৎকার। আসলে অনেকভাবে আসলে বাবা আপনার <chuckles> একটি ইংলিশে পারদর্শী এটাও কিন্তু আপনার বেশ কাজে দিচ্ছে। তো আরেকটা জিনিস আসলে আপনার কাছে জানতে চাবো যে এইযে আ নতুন কিছু শিখতে গিয়ে ভয় পেলে আপনি কিভাবে তার জয় করেন আরকি?
একদম, একদম। জি। আ ভয় অবশ্যই আসবে। নতুন যখনই নতুন জিনিস দেখি আমরা তখনই সেটা ভয়ংকর হয়। আ সেটা ছোটবেলা <chuckles> থেকেই বলা যায় যে যখন স হাঁটতে শুরু করি তখনও সেই ছোট বাচ্চাটাই আ দেখা যায় যে ভয়, ভয় নিয়ে হাঁটা শুরু করছে। তো স্বাভাবিকভাবেই ভয় পাবই। কিন্তু ভয়কে জয় করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আ ভয় পেলে যে পিছিয়ে পড়বো সেটা না। ভয় পেলে আরো বেশি করে ওটাতে দিকে ফোকাস করতে হবে। বেশি করে ওটার জন্য আ বলব বলব যে লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলেই সেটা দেখা যায় যে জয় হয়ে যাবে।
<giggles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম। আম প্রথম কাজ আর কি। বাহ! বেশ চমৎকারভাবে বললেন। আসলে লড়াই করলে বা ওটার পেছনে লেগে থাকলে এটা জয় সম্ভব। তো সর্বশেষ আপনাকে তো একটা জিনিস জানতে চাবো যে আগামী বছর ১ বছর যদি প্রতিদিন একটু করে উন্নতি করে মানে করতে চান বা করার একটা উদ্দেশ্য আপনাকে দেয়া হয় তাহলে নিজেকে কোথায় দেখতে চান আপনি?
জি। জি, জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ অবশ্যই উচ্চশিখরে উন্নতির যেখানে আমি যে যেই ইংরেজিটা শিখছি সেখানে হয়তোবা সে তখন যে আমি খুব আ বলা যায় যে fluent হয়ে যাবো খুব ভালো ইংলিশ বলতে পারবো, পড়তে পারব, লিখতে পারবো এরকম একটা মানুষে পরিণত হয়ে যাবো <chuckles> যেখানে আমি অন্যকে সাহায্য করতে পারবো, একদম।
হ্যাঁ। বাহ! বেশ চমৎকার আসলে। হ্যাঁ, তো বেশ চমৎকার বললেন যে আসলে প্রতিদিনের একটু করে উন্নতি করার যে strategy এটা কিন্তু আপনার চমৎকার চমৎকারভাবে আপনি পালন করেন। তো এই যে এতগুলো বিষয় আপনার সাথে শেয়ার করলেন তো বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন আপনি ধন্যবাদ।
জি। জি, জি। আ আমারও খুবই ভালো লাগলো যে জিনিসগুলো শেয়ার করতে পেরে আমার এই উন্নতি করার যে strategy সেগুলো শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। আশা করি ভালো লেগেছে আপনারও। আ ভালো থাকবেন আপনিও। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।